আমি না <exhales> একটা জিনিস আসলে খেয়াল করতে পারছি। এই ধরেন যখন থেকে আমার দায়িত্বগুলো আসলে বেড়েছে। তখন না আমি আসলে কোন কাজ আসলে সুন্দর করে করতে পারি না। হয় কি? যে কোন না কোন কাজ আসলে এলোমেলো হয়ে যায়। যেহেতু দিনের মধ্যে আসলে ২৪ ঘন্টাই থাকে। তো ২৪ ঘন্টার মধ্যে দেখা যায় কি যে অনেক কাজ এমন থাকে যেগুলো ইম্পোর্টেন্ট থাকে আবার কিছু কাজ থাকে যেগুলো কম ইম্পোর্টেন্ট থাকে। তো আসলে বুঝে উঠতে পারি না যে কোন কাজটা আগে শেষ করবো? কখন ধরেন ইম্পোর্টেন্ট কাজ শুরু করলে চ চ কম ইম্পোর্টেন্ট যেগুলো সেগুলো মিস হয়ে যায়। আবার কখনো ছোটগুলো করতে গেলে বড়গুলো মিস হয়ে যায়। এরকম ভাবেই আসলে এলোমেলো প্যাটার্ন আমি দেখতে পারছি। বাট চাচ্ছি না আমি এই প্যাটার্ন টা আসলে ব্রেক করে আমি একটু সুন্দর করে সবগুলো কাজ শেষ করব বা নিজের লাইফ টাকে আসলে সুন্দর করে একটু গুছিয়ে নিব, বা দায়িত্বগুলো যাতে আমি সুন্দর করে করতে পারি এটা আসলে চাচ্ছিলাম। বাট কেন যেন হচ্ছে না। আর মনে হচ্ছে কি যে, এই যে একটা কষ্ট লাগা বা এই যে সময় নিয়ে যে আমার, উম কেমন যেন চিন্তাধারা এটা থেকে যদি আমি একটু বের হতে পারতাম, তাহলে হয়তো বা নিজের জন্য ভালো হতো বা আমার যে পরিবার রয়েছে, তাদের জন্য হয়তো বা ভালো হত। তো এই বিষয়ে যদি আপনি আমাকে একটু কিছু বলতেন, যে কিভাবে আমি এই যে দায়িত্বগুলোকে সামলাবো বা সময়গুলোকে আসলে ম্যানেজ করব? তাহলে হয়তোবা আমার জন্য বেশ উপকার হতো আরকি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই আপনি ব্যাপারটা যেভাবে চিন্তা করছেন। ব্যাপারটা কিন্তু আসলে আমার জন্য দুঃখজনক হলেও, আপনি যদি ব্যাপারটা একটু বিস্তারিত বলেন, তাহলে হতো কি আমি আর আপনি মিলে ব্যাপারটা কিন্তু সমাধান করার জন্য এগিয়ে যেতে পারতাম। ঠিক কিনা?

হ্যাঁ, ব্যাপারটা আসলে ধৈর্য সহকারে ব্যাপারগুলো করতে হয় যেমন বলছিলেন। যে আপনার একটা নির্দিষ্ট রুটিন যখন ভঙ্গ হয় তখন কিন্তু আসলে ব্যাপারগুলো ধৈর্যের সাথেই পার হতে হয়। তো এই ব্যাপারটাও এমনটাই, যে আপনি যদি দেখেন হঠাৎ করে আপনার পছন্দের মতো কোনো কিছু হয়নি। সেটা নাই হতে পারে। সেক্ষেত্রে নিজের মানসিকতার ব্যাপারটা না স্বাভাবিক রাখতে হবে এবং ধৈর্য সহকারে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ সব সময় যে আসলে মন-মত পরিস্থিতি হবে, এ ব্যাপারটা কিন্তু অ অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো এরকম মানসিকতা রেখে আপনি যদি আপনার রুটিনটা সাজিয়ে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ যখন শেষ করা থাকবে, তখন না দেখবেন এগুলো সহ্য করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তাই না?
হ্যাঁ, আসলেও আমি না সবসময় দেখা যেত কি যে সবকিছু পারফেক্টলি ভাবে দেখার চেষ্টা করতাম বা সবকিছু যাতে সুন্দর করে হয় সেটাই আসলে চেষ্টা করে যেতাম। কিন্তু এই যে ভুল হতে পারে কারো বা কারো হচ্ছে গিয়ে প্যাটার্ন টা একটু ভাঙতেই পারে। এরকম ভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিনি। মানে সবসময় আসলে খুঁতখুঁতে একটা ভাব থাকতই যে কেন এটা আমার মন মতো হলো না? বা কেন এটা এমন হলো বা কেন এই কাজটা আ চলে আসলো? এখন মনে হচ্ছে যে ধৈর্যর সহিত যদি একটু শান্ত হয়ে আমি সবকিছু হ্যান্ডেল করি, তখন নিজেকেও আসলে সুন্দর করে থাক রাখতে পারব। পাশাপাশি আসলে এই যে অশান্তি সেটাও আসলে অনেকটা দূর হয়ে যাবে। তো আমি অবশ্যই এভাবে রুটিন অনুযায়ী কাজগুলো করব। আর পাশাপাশি একটু ধৈর্যের সাথে আসলে সবকিছু এখন থেকে দেখব আরকি। তো অনেক ধন্যবাদ। আপনি যেগুলো বললেন না আমি অবশ্যই এগুলো করে দেখবো এখন থেকে।
আচ্ছা। অবশ্যই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনি ব্যাপারটা খুব সুন্দরভাবে ধরতে পেরেছেন। কারন কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আসলে সবকিছু মন মত হবে এমন কিন্তু না। সেক্ষেত্রে আসলে স্বাভাবিকতা ধরতে হলে কিন্তু ধৈর্য এবং মনের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে যে ব্যাপারগুলো হতেই পারে। তো আমি বেশ আশাবাদি আপনার এই যে, যে যে সকল সমস্যাগুলো হচ্ছিল, এইটা সমস্যার সম্মুখীন আপনি কখনোই হবেন না। তো আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এ নিজেকে চালু রাখুন। ভালো থাকবেন আপনি।